উম আমার কাছে মনে হয় যে, যখন আসলে আমি আ মানে থাকে না ইউনিভার্সিটিতে মাত্র ঢুকছি। ওই বয়সটা কিন্তু বেশ কঠিনই ছিল আমার কাছে। তখন আসলে মানে মনে হত, হ্যাঁ, কারণটা বলছি। কারণ মনে হতো তখন মানে বাবা মা যাই বলতো, তখন আসলে মনে হত যে না মানে এটা এটা কেন বলছে? হ্যাঁ, কেন? হ্যাঁ তখন আসল বাবা আমার কথাটা আসলে মানে, অত ভালো লাগতো না শুনতে। মনে হতো না আমি যেটা বলছি এটাই মূলত ঠিক। এটা এরকম মনে হত আসলে ওই সময়টা।
হ্যাঁ। কেন? জি, জি। আমি যেটা চিন্তা করেছি সেটাই ঠিক ছিল। <chuckles> ও হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা হয়। <chuckles> আচ্ছা। <chuckles> আচ্ছা তো এটা হচ্ছে কঠিন আ মানে আপনাকে অনেক কিছু হচ্ছে আম বিপরীতভাবে চিন্তা করতে হতো? মানে এমনটা কি হয়েছে যে, আপনি আ মা বাবা যেটা বলেছে সেটা আপনার কাছে ভালো লাগলেও হচ্ছে আপনি বলতে পারেন, হয় না? অনেক সময় জিদের কারণে মানুষ আ ভিন্ন রকম ডিসিশন নিয়ে নেয়। তো এরকম হয়েছিল আপনার সাথে?
হু, হু। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। এরকম হয়েছে। আ ধরেন বলা যেতে পারে যখন প্রথম মানে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব। তখন আমার বাবা মা আমাকে বলেছিলেন যে তোমাকে হচ্ছে বাইরে পাঠায় দিব পড়তে। তো তোমার আসলে কোন মানে প্রিপারেশন নিতে হবে না আরকি। বা এভাবে বলে নাই প্রিপারেশন নিতে হবে না পাবলিক ইউনিভার্সিটির জন্য। জাস্ট বলছে যে অনেকদিন ধরে আরকি বলতেছিল যে বাহিরে পাঠায় দিবে পড়তে। তো আমি তো ওই স্বপ্নে আসলে আর কোন পাবলিক ইউনিভার্সিটির জন্য মানে, চেষ্টাই করি নাই। তো হঠাৎ করে যখন আর ১ ২ মাস, ১ মাস বাকি তখন বলতেছে যে আচ্ছা একটা ইউনিভার্সিটিতে মানে ভর্তি হওয়ার জন্য পাবলিক এক্সাম দেওয়ার জন্য পড়ো। তো আ তখন তো আমার ভীষণ রাগ উঠছিল। তো তখন আমি বললাম কেন আমি তো আসলে আরো চেষ্টা করছি কিভাবে করে ব্যা ব্যাচেলর করতে বাহিরে যাব সেজন্য। তো তখন আমার খুব আসলে খুবই মেজাজটা খারাপ ছিল। তো ওই টাইমটাতে আমি মনে হয় যে তখন আরকি দেখা গেছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলাম। কিন্তু থাকি নাই ওখানেও। সেখান থেকে আসলে পরে আ চলে এসেছি। কিন্তু এটাই আরকি। একটা জিদ ছিল যে কেন দিল না। <chuckles>
হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। আচ্ছা ওকে হ্যাঁ। ওহ! আচ্ছা, আচ্ছা। হু। হুম। আয় হায়! <laughs> কেমন লাগে? <laughs> হ্যাঁ। <chuckles> হুম। আচ্ছা, আচ্ছা। আজিব! হ্যাঁ, হ্যাঁ। <laughs> আচ্ছা, আপনার কি এমন কোন আ আপনি এমন কোন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য পরে আপনাকে অনুশোচনা করতে হয়েছিল?
এই আর কি। <chuckles> জি। হু, হু।

হ্যাঁ, অনেক ছোট। মানে আ এখন অনেকে করে কিংবা অনেক আগে অনেকে করত। কিন্তু আমি যেই টাইমটাতে আমার কাছে মনে হয় বিয়ে করছি, তখন আসলে সবাই এভাবে করে দেখতো যে মানে কি মাত্র ইন্টার পাস এখন বিয়ে! মানে? এটা তো আসলে ধরেন আমরা বলি যে আমার মা খালারা ছোট বয়সে বিয়ে করেছে। এখন এটা ওইটা আমাদের টাইমটাতে আসলে আমার টাইমটাতে মানে বলতে গেলে সেটা মানাচ্ছেও না। এই আর কি। <chuckles> জি।
হুম। <giggles> হ্যাঁ, হ্যাঁ। হুম। <giggles> আচ্ছা। আচ্ছা এটার কারণে অনেক সময় হয় না আ সমাজ থেকে কথা শোনা। এই যে যেমন একটু আগে বললেন যে আমরা বলি যে এত ছোট বয়সে বিয়ে। তখন আপনাকে কি শুনতে হয়েছিল না এমন কথা?
জি। হু। জি। হু। হুম। হ্যাঁ, এখনো শুনতে হয়। ধরেন আজকে কত বছর বয়স। আ এখনো তো মনে হয় 9 9 years ৯ থেকে ১০ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। এখনো মানুষ বলে যে অ্যা এক কারণ আমার বান্ধবীদের এখন বিয়ে হচ্ছে। হ্যাঁ? আমি তখন হয়েছে আমার বান্ধবীদের মাত্র হচ্ছে। তো সেক্ষেত্রে মানে ২৭, ২৮, ২৯, এইসব বয়সে আরকি বিয়ে বিয়েটা হচ্ছে। এটা আসলে নরমাল। তো এখনো হয়তো অনেকে বলে যে, "এত ছোট বয়সে বিয়ে করেছ? অ নিজেই তো বাচ্চা" এইটা ওইটা। তখন আমি আসলে এরকম করে তাকিয়ে আসলে বলি হুম বাচ্চা ঠিকই বলছেন। <laughs> তো এই আরকি। তো তখন আসলে হাসিও আসে। আবার মানে কি বলবো আসলে বুঝে পাই না। আরকি।
ও! বাহ! হুম। হ্যাঁ আচ্ছা। <laughs> আচ্ছা। আচ্ছা। হুম। হুম। <laughs> নিজেই তো বাচ্চা হ্যাঁ। <giggles> হ্যাঁ। হুম। <giggles> আপনার কাছে কি মনে হয় যে এত তাড়াতাড়ি বিয়ে করার কারণে আপনার আ জীবনটা একটু কঠিন হয়েছে। কারণ অনেকেই কিন্তু বিয়েকে এক ধরনের বলতে পারেন আ রেসপনসিবিলিটি বেড়ে যাচ্ছে এরকম মনে করে। আপনার জন্য এরকম কিছু হয়েছিল নাকি আপনি আ মানে আপনাকে কোনো চেঞ্জ করতে হয়নি কোন কিছু?
জি। হুম। জি। আম <tsk>